হু, হুম। তো, আপনার কাছে য মানে, এটা তো ঠিকই বলেছেন আপনি, <whistles> অবশ্যই। তো এক্ষেত্রে, যদি মানে কেউ এসে জিজ্ঞেস করে যে আপনাকে যে, ভবিষ্যতে আপনি যদি কোন কনটেন্ট বাছাই করতে চান, তাহলে এটা কেমন হওয়া উচিত? যেটা আসলে, প্রযুক্তির সাথে, সাথে, এই যে যেমন, এখন তো এআই ভিত্তিক কত কিছু আসলে বের হয়েছে, তাই না? তো, এই ক্ষেত্রে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে, কনটেন্টটা কেমনভাবে বাছাই করবেন আপনি?
হুম। হ্যাঁ, হ্যাঁ। আ আসলে, কনটেন্ট বাছায়ের ক্ষেত্রে এটা হচ্ছে, এই যে, যেটা বলছিলাম যে, আসলে এই ধরনের কনটেন্ট দেখা উচিত। এটা আমি যেটা করে থাকি যে, যে জিনিসটা হয়তো বা আ সামাজিক কোন একটা ভালো মেসেজ দেওয়া হচ্ছে এই মা এগুলোর মাধ্যমে কনটেন্ট এর মাধ্যমে, ভালো কোন একটা বার্তা ছড়াচ্ছে সমাজে। হ্যাঁ, কিংবা যে জিনিসগুলোতে হয়তোবা মানে খারাপ কোন কিছু নেই। হ্যাঁ, হয়তোবা যেগুলো দেখলে, আমাদের একটু ভালো লাগে কাজ করবে। মাইন্ড টা একটু রিফ্রেশ হয়ে আসবে। হ্যাঁ। দৈনন্দিনের চাপটা একটু কমে আসবে। এই ধরনের কনটেন্ট গুলো কিন্তু আসলে, আমাদের জন্য ভালো।
হুম। আচ্ছা। হুম। সংস্কৃতির, কারেক্ট। হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। না, <whistles> এটা তো অবশ্যই ঠিক যে, যে যে কনটেন্ট গুলা দেখলে সমাজের মধ্যে একটা যে মানবিকতার একটা বিষয় আছে বা শিক্ষণীয় একটা বিষয় আছে, সেটা কিন্তু ছড়িয়ে পড়লে প্রত্যেকের মাঝেই কিন্তু দেখা যায় যে, মনুষ্যত্ববোধ বলুন, বা দেখা যায় আপনার যে সামাজিক যে মূল্যবোধ, এটাও কিন্তু সবাই একটু বেশি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হুম। হ্যাঁ। একদম, একদম। হুম, এগুলো করেও দিতে পারে। হ্যাঁ। তো এই ধরনের জিনিসই কিন্তু আসলে উচিত যে, সবারই প্রমোট করা। সরকারের তরফ থেকে যেমন উচিত, আমাদেরও কিন্তু উচিত যে, এই ধরনের কনটেন্ট কে উৎসাহ দেওয়া।